আ আচ্ছা, আচ্ছা, বাহ, বাহ, বেশ চমৎকার! মানে আপনার আ কথা শুনে সত্যিই আমি বিস্মিত হয়ে যাচ্ছি। মানে আপনার অ্যা যে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স বা টেলিটক সিমের। তার মানে আপনি তো ওই যে যখন এজ একটা ফিচার ছিল। ইডিজি যেটাকে বলা হয় আপনার ওই সময় থেকে চেষ্টা করে আসছেন, তাই না?
আহ আম জি। উম, হু। আ হ্যাঁ একদম বলা যায়। কারণ আ এইজ বিষয়টা সম্পর্কে খুব বেশি আমি একটা ফ্যামিলিয়ার না। তবে ইন্টারনেটের ক্ষেত্রে যদি আসি তাহলে আপনার ওই যে আ বাজেট তো আসলে নেই। এখন ইন্টারনেটটাও আসলে চালাতে হবে। তো এখন আপ ই ফ্রিতে আসলে ইন্টারনেট চালানোর জন্য ওই সময় কিন্তু এই যে আ বিভিন্ন পোর্ট কিন্তু আসলে ওপেন থাকত। আর ওই যে অ্যাক্সিডেন্টালি আপনার কিছু, কিছু, ওয়েবসাইট বা আইপি থাকতো যেগুলো মানে ওয়েবসাইট থাকতো যেগুলো থেকে কিন্তু ফ্রিতে। হুম হিসেবে ব্যবহার ক
উ, হু। ওকে। রাইট, রাইট। হুম। প্রক্সি হিসেবে ব্যবহার করতেন আরকি। যেমন ওই যে zero.facebook.com যেরকম ফ্রি। অনেকে এটাকে প্রক্সি হিসেবে ব্যবহার করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে। <chuckles> আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি।
<chuckles> একদম। আর পরবর্তীতে হ্যান্ডেল আর ভিপিএন দিয়েই মনে করেন যে, যাবতীয় যত সকল কর্মকান্ড আছে। আর সবকিছুই আরকি আ অনেকাংশেই আরকি চালিয়ে নিয়েছি বলা যায় আরকি। জ্বী।
অ্যা হ্যাঁ। হুম, <smacks lips> আচ্ছা একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই? কারণ আপনি আপনার কথা শুনে না একটা জিনিস বুঝতে পারছি। যে আপনি আসলে technology-related testing করতে বেশি পছন্দ করেন। তো এই টেকনোলজির বাইরে কি অন্য কিছু টেস্টিং হয়? ধরেন আপনার সাইকেলটা ভেঙে-চুরে আপনি মোটরসাইকেল বানায় ফেললেন এমন টাইপের আরকি <sniffs> বা অন্য কিছু?
হ্যাঁ। হুম, জি। উম। হ্যাঁ, আচ্ছা।